হ্যাঁ, হ্যাঁ। এটা এখানে হচ্ছে আলাদাভাবে আমার কোন একটা এক্সারসাইজ করতে হয় না। আমাদের প্রতিটি অঙ্গের বিভিন্ন পার্টের জন্য কিন্তু আলাদা ব্যায়াম রয়েছে। তো আমি যদি ফুটবল খেলি তো ওই ক্ষেত্রে আমাকে আলাদাভাবে কোন আ কোন ব্যায়াম বা এক্সারসাইজ করতে হচ্ছে না। আমার পুরো শরীরটা এখানে নড়াচড়া করছে। পুরো শরীরের ব্যায়ামটা আমি মনে করি যে একসাথে হয়ে যাচ্ছে। তো পুরো বডিটাকে ব্যালেন্স করতে পারতেছি আমি। তো আমার মনে হয় যে খেলাধুলার চেয়ে সুন্দর শারীরিক চর্চা আর কিছু হতে পারে না। এটাই আমাদের শরীরকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য সবথেকে বেটার অপশন। তো আমি ওই কাজটা রেগুলারই করি। তো আপনার প্রশ্ন হল আপনি কিভাবে নিজেকে নিয়মিত শরীরচর্চা অনুপ্রাণিত রাখেন?
কিছু করতে হয় না। হুম। হুম, হুম, হুম। হুম। কিচ্ছু করতে হয় না। হুম। হু, হু। হুম। একদম ঠিক। জ্বি। অবশ্যই, অ অবশ্যই আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। জ্বী।